সত্যি বলতে, Taare Zameen Par দেখার পর মানে আমার মনে হচ্ছিল, যে না আমি রোল টা প্লে করছি। মানে আমির খানের রোলটা আমি প্লে করছি। আমার কাছে ওরকম মনে হচ্ছিল। কারণ আমি আসলে এই ধরনের বাচ্চাদেরকে পেয়েছি আমার লাইফ এ। মানে উম ওই সিনেমাটা দেখার আগে আমি আমি নিজেও আসলে এতটা জানতাম না। ওই ওটা যে একটা আ একটা ডিসেবিলিটি ছেলেটা যে আ আ ওয়ারডস গুলা, বা লেটার্স গুলা ধরতে পারে না। এটাও যে এক ধরনের ডিসেবিলিটি এটা আমার জানাও ছিল না আসলে। তো ওই সিনেমাটা দেখার পর আমি আমারই ক্লাস এ একটা শিশু আছে। উ আমার কাছে মনে হতো কেন পারছে না, কেন বুঝতে পারছে না। ঠিক একদম যেভাবে Taare Zameen Par যে ছেলেটা ঈশান। ও যেমন B D কে চিনতে পা আলাদা করতে পারত না। P Q কে আলাদা করতে পারত না। আমি ঠিক এরকমই একটা শিশু পেয়েছিলাম আমার জীবনেও। মানে বাচ্চাটা এত টেলেন্টেড ছিল। সে এত সুন্দর ছবি আঁকতো ঠিক ঈশানের মতোই। কিন্তু কোনভাবেই <smacks lips> তাকে আপনি লেখাতে পারবেন না, এবং কোন রকম ভাবেই সে কোন সংখ্যা, হ্যাঁ? মানে একটা সংখ্যার পর একটা সংখ্যা যে chronologically আসে সেটাও সে বুঝত না। তো এই মুভি টা যখন আমি দেখ দেখেছি, আমি তখন আমি খুব রিয়ালাইজ করতে পারলাম যে আচ্ছা ওরও হয়তোবা এই প্রবলেম টা আছে। এটা একটা জিনিস আমি খুব আ নিজের জীবনের সাথে যেহেতু রিলেট করতে পেরেছি। এই ব্যাপারটা ছিল। আরেকটা জিনিস ছিল যেটা, সেটা হচ্ছে আ যে উ আমির খান যেভাবে ছেলেটাকে আসলে বুঝাতে পারল। পুরো পুরো পৃথিবীতে, হ্যাঁ? তুলে ধরতে পারল। বা ধরুন যে ওর বাবা মাকে যে বোঝাতে পারল। এই ব্যাপারটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। আর এই ধরনের শিশুগুলোর কি হয় জানেন? মানে হ্যাঁ, ওরা হচ্ছে উ
হু। <chuckles> হ্যাঁ। জ্বী। জ্বি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ। হুম। বাহ! হ্যাঁ। হুম। জ্বী। হু, হু, হু। হ্যাঁ, না, এটা তো অবশ্যই। এই যে অনেক সময় কিন্তু দেখা যায়, যে আসলে বাচ্চাদের এই রকমের অনেক সমস্যা থাকে। হ্যাঁ? স্পেশাল হচ্ছে যারা এরকম আ Dyslexia যারা ভুগছে, হ্যাঁ? তাদেরকে দেখা যায় যে এটা কিন্তু আপনি বাইরে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন, না যে বাচ্চাটার মধ্যে কোন একটা সমস্যা আছে। হ্যাঁ? যেটা যে মুভির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে যে হয়তোবা মা বাবা আ একটু জিনিসটা কনফিউশন এর মধ্যে ছিল, যে বাচ্চাটা হয়তোবা বেশি দুষ্ট, হ্যাঁ? কিংবা সে ইচ্ছা করে হয়তো পড়ালেখাটা আসলে করছে না। এ ধরনের একটা মনোভাব কিন্তু তাদের মধ্যে প্রথম দিকে ছিল। তো এইটা আপনি যখন এই যে রিয়াল লাইফ এ যখন আপনি বললেন, যে আপনি হয়তোবা একটা বাচ্চার সাথে কাজ করেছেন আ যে হয়তো এরকম Dyslexia যার মধ্যে ছিল। তো আ এই যে বাবা মাদের রোল আসলে কি হতে পারে, তারা আসলে কিভাবে যে বাচ্চাদের এই জিনিসটা একটু ডিল করতে পারে?
হুম, হুম। হুম। হু। একেবারেই। হুম, হুম। একদম। হুম। হুম। হুম।

না, না, কিছু ক্ষেত্রে মানে যেটা মনে হয় ভাগ্য কিন্তু মাঝে, মাঝে নিজেও তৈরি করা যায়। খেয়াল করবেন যে যেটা Forest Gump এর ভাগ্যটা আসলে কি ছিল? ও তো হাঁটতেই পারত না, হ্যাঁ? ওর মা ওকে নিয়ে এত টেন্সড ছিল যে এই ছেলেটা আসলে কি করবে বড় হয়ে? তো ওর ভাগ্যটা কিন্তু ও লিখেছে, হ্যাঁ? ও বা ও তৈরি করেছে। কিছু, কিছু ক্ষেত্রে যেটা হয় মাঝে, মাঝে নিজের ভাগ্যটা একটু নিজেকে মোড় ফিরিয়ে দিতে হয় বলে না? মানে সবসময় যে সৃষ্টিকর্তা দিবে সেটা থেকেও কিন্তু মোড় ফেরানো যায়। সৃষ্টিকর্তাকে তো আমাদেরকে ব মানে আ যেকোনো ধর্মগ্রন্থে কিন্তু লেখা যে "তুমি চেষ্টা করো। আমি তোমার সাথে আছি।" এই ধরনের একটা ব্যাপার মনে হয় সব ধর্মগ্রন্থেই থাকে। তো আমার কাছে মনে হয় যেন সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে আমরা যেটা চাই সেটা দিবে। কিন্তু আমাদেরকে আগে চেষ্টা করতে হবে। যেটা Forest Gulp এর ক্ষেত্রে ও করেছে, ও কিন্তু থেমে থাকেনি। যেকোনো ধরুন যে ফিজিক্যালি ডিজেবল মানুষরা সাধারণত কি দেখা যায়? যে আমি ডিজেবলড এটার একটা আ মানে ইয়ে নিতে চায়, মানে sympathy নিতে চাই, বা একটা ওভাবেই সে নিজেকে আ সারা জীবনের জন্য রাখতে চায়। কিন্তু আ Forest Gump এর ক্ষেত্রে যেটা হয়েছে সে কিন্তু সেভাবে নিজেকে রাখতে চায়নি। আ তার ধৈর্য বলুন আত্মবিশ্বাস বলু
হু, হু, হু। হ্যাঁ। আচ্ছা। হুম। জ্বী। হ্যাঁ, একদম। হু, হু। হ্যাঁ, মানে তার এই যে disability টা কখনো তাকে আসলে থামিয়ে রাখেনি।
একেবারেই না। <clicks tongue> তো ওটা আমার খু আমাকে খুব নাড়া দিয়েছে, আরকি ওই সিনেমাটা দেখার পর। এই ধরনের সিনেমা গুলো আমি আসলে প্রচন্ড রকম দেখি। যেগুলো দেখলে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া, বা আমি আ একটু আসলে একটু ডিজেবল যেসব মানুষরা উঠে দাঁড়াতে পারে, ওই ধরনের আ মুভি গুলো একটু বেশি পছন্দ করি। কারণ আমি আসলেই কাজ করি হচ্ছে এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে, হ্যাঁ? একটু ডিজেবল হ্যাঁ? বা ফিজিক্যালি ডিজেবল বা মেন্টালি ডিজেবল যেসব শিশুরা আছে আমি ওদেরকে নিয়ে কাজ করি যেহেতু। আ এই যে কারণে এই মুভি গুলা দেখে আমি খুব উম মজা পাই। কা কারণ কেন? মানে আমি আমার যে শিশুগুলাকে আমি উ মানে নারচার করি, আমি না তাদের মধ্যে Forest Gump কে দেখতে পারি, তাদের মধ্যে শ্রীকান্তকে দেখতে পারি। শ্রীকান্ত একটা আ যে মুভি বের হলো কিছুদিন আগে। ও যে অন্ধ ছিল, একটা সত্যি ঘটনা নিয়ে। অন্ধ ছিল কিন্তু পরে সে বড় একজন আ মানে বিজনেস মে বিজনেস এর ইয়ে হল, tycoon যেটাকে বলা হয় সেটা হলো। তো ঐ মুভি গুলো আমাকে খুব টানে। আরেকটা মুভির কথা ঠিক এই মুহূর্তে মনে পড়লো সেটা হচ্ছে Taare Zameen Par. আমির খানের হ্যাঁ।
হুম, বাহ! বেশ দারুণ! হু, হু। জ্বী। ওহো! ওকে। হু, হু, হু। জ্বী। বাহ! হ্যাঁ। <laughs> হু। জ্বী। হুম, বাহ! এটা আরেকটা exceptional খুব সুন্দর একটা মুভি। আমার মনে হয় যে আমির খানের করা ওয়ান ওফ দা বেস্ট মুভি ছিল Taare Zameen Par. তো এই যে Taare Zameen Par এর মধ্যেও তো দেখা যাচ্ছে যে সিমিলার কাইন্ড ওফ একটা আ মানে গল্প কিন্তু ছিল। যে এই জায়গায় একটা বাচ্চা যে হয়তোবা নিজে, নিজে এরকম স্ট্রাগেল করছে। হ্যাঁ? তো সে কিভাবে এরকম নিজের স্ট্রাগেল টা কাটিয়ে উঠলো একটা শিক্ষকের মাধ্যমে। তো এই যে আ এই Taare Zameen Par এর মধ্যে আসলে আপনি কোন জিনিসটা, জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল?
একদম। একদম। হুম। হুম। একদম। উ একেবারে। হু, হুম।